তাইম একেবারে মানসিক চাপ যে হয় না তা বলছি না। অনেক ক্ষেত্রে চে কাজের প্রেশার এ অনেক সময় তো মানসিক চাপ চলে আসে। অ্যা at a time উম কাজের খে প্রেশার, পরিবারের প্রেশার, বাচ্চাদের প্রেশার সব মিলিয়ে তো একটা মানসিক চাপ তৈরি হয়েই যায়। তো আমি যেটা করি সেটা হচ্ছে চাপমুক্ত থাকার জন্য অনেক সময় সন্তানদেরকে নিয়ে যে পড়াশোনা পরে হবে। চলো সবাই মিলে একটু ঘুরে আসি। অ্যা কিংবা হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে চলো আজকে একটু বাইরে খাব। অ্যা এরকম একটু রিল্যাক্সড মুড এ থাকার চেষ্টা করি আ যেগুলো হচ্ছে প্রচন্ড কাজে দেয়। সন্তানেরাও বেশ একটা ম্যা আনন্দ ফিল করে যে না আ কিছু তো হলো। একটা হয়তো বাইরে আজকে, আজকে একটু বাবার সঙ্গে ঘুরে আসলাম। আ কিংবা পরিবারের মো মহিলা যে সব সদস্য থাকে তারাও হ অনেক সময় বাইরে থেকে খাবার খেয়ে আসলে কিংবা একটু বাইরে থেকে হেঁটে আসলে তারাও একটা রিল্যাক্স বোধ করে। তো এইভাবে প্রচেষ্টাগুলো কে স-সবসময় চালু থাকে আরকি।
জি, জি, জি। হ্যাঁ। হুম। জি, বাহ! <chuckles> ও! দারুণ! বাইিরে হুম, হুম। মানে এরকম আসলে মাসিক প্ল্যানিং করে থাকেন আপনি তাইতো? মানে মাসিক বা সাপ্তাহিক ভাবে?
জি, জি, মাসিক ও মাসিক বলতে কি আসলে সময়ের প্রয়োজনে প্ল্যান গুলো চলে আসে যে আজকে যেহেতু ঘিঞ্জি লাগছে, সবাইকে বিরক্ত লাগছে। তো চলো আজকে তাইলে একটু বাইরে থেকে ঘুরে এসে বাইরে কিছু খেয়ে আসি এরকম আরকি বিষয়।
ও! হুম, হুম। আম বাহ! দারুণ শুনে কিন্তু আসলে চমৎকার লাগলো বা এভাবে যদি আসলে করা যায় তখন কিন্তু এই যে মানসিক চাপটা সেটা কিন্তু খুব সহজেই আসলে কাটানো সম্ভব বা এই যে অতিরিক্ত যে চাপের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব সহজেই আসলে আ কাটিয়ে দেয়। তো সেক্ষেত্রে এই যে এখন কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া যুগ। তো সেক্ষেত্রে কিন্তু একটা অতিরিক্ত স্ক্রিন টাইম এরও কিন্তু ব্যাপার থাকে। দেখা যাচ্ছে আপনি আসলে আ বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি একটু ফোনটাও দেখছেন। তো সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের কিন্তু একটু অমনোযোগী কি দিক কিন্তু চলে আসে। তো সেই জিনিসটা আপনি কিভাবে আসলে মেইনটেইন করে থাকেন?
জি, জি। নিশ্চয়ই। হুম, হুম। জি, জি। হুম, হুম। জি, জি। হুম, হুম। না স্ক্রিন টাইম এর বিষয়টাকে ক সময়, সময় নির্ধারণ করে দেওয়া ভালো। যে সেখানে আমাদের সেটা বে ব মানে বাধা বিপত্তি তৈরি করে। আপনি যেমনটি বলছিলেন যে আমি হয়তো সন্তানেরা পড়ছে সে সময় হচ্ছে মোবাইল চালাচ্ছি। আ তাদের মনোযোগ নষ্ট হইতে পারে অথবা অন্য কাজ যেটি করতেছি সেটার মধ্যে স্ক্রিন টাইমটা আমি রাখি রেখে দিচ্ছি সেখানেও একটা বাধা বিপত্তি তৈরি করতে পারে। হ্যাঁ, এগুলো আমরা চালাবো না তা বলছি না আ আমাদের এমন একটা নির্দিষ্ট সময় থাকা উচিত ঠিক তাই হ্যাঁ। আ যে যেন সবারই সেটা অবসর সময় হয়, সবাই যেন এটাতে মটেন কারো যেন কাজের ব্যাঘাত না ঘটে সেই সময়গুলো আসলে সেখানে ব্যয় করা উচিত একটা রুটিন করে।
ও বাহ! হুম, হুম। জি, জি, জি। হ্যাঁ, মানে একটু সময় সোজা হুম, বাহ! দারুণ!